জি, সাধারণত আমি চেষ্টা করে থাকি এরকম যাতে না হয়। কেননা? আর্থিক লেনদেনের মাধ্যমে কিন্তু একটা মানুষের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে। এই আর্থিক লেনদেন কিন্তু অনেক ক্ষেত্রেই আ খুব কাছের মানুষকে দূরে সরিয়ে দেয়। সেটা হতে পারে বন্ধু-বান্ধব থেকে শুরু করে, আত্মীয়স্বজন বা কাছের মানুষজন। আ এই আর কি। এদের মধ্যেই তো আসলে আর্থিক লেনদেন তো বেশিরভাগ হয়ে থাকে। অপরিচিত লোকের সাথে তো আর আর্থিক লেনদেন, তেমন একটা হয় না। তো এই ক্ষেত্রে আমি চেষ্টা করে থাকি, যদি আমি ধরেন ৳১০,০০০ নিয়েছি, সেই দশ হাজার টাকা দেওয়ার সক্ষমতা আছে ধরেন, আমার দু ১ মাস পরে, আমি তাদের কাছ থেকে ১.৫ মাস থেকে ২ মাসের সময় নিয়ে থাকি। তার মানে আমি যতটা সি সিওর হতে পারি আরকি জি?
হুম জি। হু, হু। উম জি। হু, হু। হুম জি। হ্যাঁ, হ্যাঁ। উম জি। মানে অতিরিক্ত সময় নেওয়ার যে ক্ষেত্রটা, জি। মানে অতিরিক্ত সময় নেওয়ার যে ক্ষেত্রটা, সেটাই আসলে আপনি বোঝাতে চাচ্ছেন যে, আ দেখা গেল যে ব্যা কোন একজন ব্যক্তির থেকে আসলে আপনি সাহায্য নিয়েছেন। তার আ তাক আ যে তাকে সাহায্যের পরিবর্তে যে প্রতিশ্রুতি দিয়েছেন, আ বিশেষ করে আরকি আ অর্থ লেনদেনের ক্ষেত্রে আপনি সময়ের যে ক্ষেত্রটা, সেটা আসলে একটু বাড়িয়ে নেন। যাতে করে পরবর্তীতে আরকি আ কোন প্রকার সমস্যা না হয় বা যদি আসলে কোন প্রকার দুর্ঘটনা ঘটে যায়? তা তো সেক্ষেত্রে আসলে, আ নিজেকে আ বিরত রাখার জন্য বা ঠিক রাখার জন্য। অনেক ভালো একটা পদ্ধতি আসলে
জি। হু। হ্যাঁ। হু। জি। জি, অনেকটা কা কি নিরাপত্তা নি নি নিরাপদ থাকার চেষ্টা করি আরকি। যে এরকম থাকার চেষ্টা করি যে, "নে নিচ্ছি, ঠিক আছে, আমি এক মাসের মধ্যে দিয়ে দিতে পারব। কিন্তু আমি একটু ১.৫ থেকে ২ মাস সময় নিলাম।" কিন্তু তাতে দেখা যাচ্ছে যে, আমি যদি ১ মাসের মধ্যে দিয়ে দেই, তাহলে তো সে আরো খুশি হয়ে যায়। হঠাৎ ওটা, তার মানে হতভম্ব হয়ে যায় যে, "আপনি তো বললেন যে" হুম।
উম জি। হু, হু। উম জি। হুম, হুম। মানে, তার যে বিশ্বাসের ক্ষেত্রটা, সেটাও আসলে এক্ষেত্রে বাড়ে বলেই আপনি বলছেন, তাই তো?

জি, এখানে আপনি যেই কথাগুলো বললেন তার সাথে কিছুটা মিল আছে, আবার কিছুটা অমিলও আছে। আমার একটা বন্ধু তিনি আমাকে অনেক ইনিয়ে-বিনিয়ে বললেন তিনি একটা বাইক কিনবেন। এবং দেখা গেছে যে আমার বা বাসা থেকে সেমিস্টারে আমি বেসরকারি একটা বিশ্ববিদ্যালয়ে পড়তাম। সেমিস্টারের টাকাগুলো আমাকে একবারে দিয়ে দেওয়া হতো এবং দেখা যাচ্ছে যে একটা সেমিস্টারে ৩ টে ইন ইনস্টলোমেন্টে টাকাটা দেওয়া লাগতো। তো এই টাকাটা আসলে সে আমাকে ধার চাইলেন বললেন, ১ মাস পরেই স তিনি ফেরত দিয়ে দেবেন। কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে তিনি আসলে ফেরত দিলেন না। এবং আমি বুঝতে পারলাম যে উনি আসলে নিজের যে সঞ্চিত টাকাটা আসলে খরচ করেননি। উনি অন্যভাবে উপার্জন করে এটা আমাকে ফেরত দিবেন এবং সেটা ফেরত দিতে উনি ১ বছরের বেশি সময় নিলেন। এবং এই ক্ষেত্রে সম্পর্কে একটা চিড় ধরলো। আস্তে, আস্তে তার সম্পর্কে আরো খোঁজখবর নিতে যেয়ে দেখলাম তার মধ্যে অনেকটা স্বার্থপরতা বা দেখা যাচ্ছে যে, নিজের স্বার্থ হাসিল করার যে উদ্দেশ্যগুলো থেকে থাকে না, সেই জিনিসগুলোই সে তিনি করেছেন। এবং তিনি একটা না অ অনেকগুলো প্রতিশ্রুতি ভাঙ্গার পরে দেখা যাচ্ছে অনেক কাছের বন্ধু হওয়ার পরেও, তার সাথে সম্পর্ক অনেকাংশেই কমে গিয়েছে। কিন্তু সম্পর্ক নষ্ট করিনি। কিন্তু কথা, দেখা হলে হাই হ্যালো এই পর্যন্ত আছে। এখন আর আড্ডা দেওয়া হয় না আরকি।
উ জ্বি। হুম, হুম। উম জি। হুম, হুম। উ জি। আ হ্যাঁ। <chuckles> হুম, জি। হুম, হুম। হুম। হুম, জি। হুম, হুম। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। হুম। মানে তার সাথে আ আগে যেভাবে সম্পর্কটা ছিল বা আপনার যে এ গুরুত্বটা ছিল সেটা আসলে অনেকাংশেই কমে গিয়েছে বলে বলতে যাচ্ছেন, তাই তো?
জি, জি। অবশ্যই। এবং দেখা যাচ্ছে যে, এইখানে যেটা হতো তিনি যা বলতেন সেটা আমি বিশ্বাস করে করার চেষ্টা করতাম। এবং তার সাথে তার আগা গায় কথাগুলো খুব মূ মূল্য দিতাম এবং তার সিদ্ধান্তটাকেই নিজের সিদ্ধান্ত হিসেবে অনেক ক্ষেত্রে বিবেচনা করতাম যে তিনি আমার থেকে ভালো বোঝেন। অনেক ক্ষেত্রে হয় না নি নিজে একটু উড়াল চণ্ডী বা একটু দু দুষ্টু বা একটু ঘোরাঘুরি গে জিনিসের থাকা।
হুম। উম জি। আহ হ্যাঁ, হ্যাঁ। উ হুম। হ্যাঁ বিশ্বাসের যে ক্ষেত্রটা সেটা আসলে এখান থেকেই গড়ে উঠেছিল বা আ তার প্রতি যে একটা অগাধ বিশ্বাস সেটা আসলে সেটার উপরে নির্ভর করে। তার সিদ্ধান্তকেই আসলে আপনি প্রাধান্য দেওয়ার যে ব্যাপারটা সেটা আসলে দিয়ে থাকতেন। তো তা না আসলে অনেক ভালো একটা ব্যাপার। তো এক্ষেত্রে আপনার কি অনেক সময় মনে হয় না যে আ এটা আসলে একেবারে সম্পূর্ণটা আপনার, কাউকে অন্ধ বিশ্বাসের যে ব্যাপারটা সেটা আসলে করা ঠিক বা আ এটা আসলে উচিত না। এ এই জাতীয় আসলে কোনো কথা মাথায় আসছে আপনার বা আ এমন কোনো আসলে কথা আরকি ভেবেছেন কিনা?
হুম। জি। জ্বি, অবশ্যই। হ্যাঁ। হুম। জ্বি অবশ্যই। এখান থেকে আসলে একটা শিক্ষা পেয়েছি। একদম পুরোপুরি অন্ধবিশ্বাস করা ঠিক না। নিজের কিছু যাচাই-বাচাই করা দরকার এবং প্রত্যেকটা মানুষ সম্পর্কেই একটু ভেবে দেখা দরকার আসলে তিনি কেমন মানুষ বা পুরোপুরি অন্ধবিশ্বাসে যা যাওয়াটা ঠিক না। একটু বাছাই করার দরকার আ আ আসলে আছে।
উম জি। উ হুম। না সেটাতো ঘটেই আরকি। উম না। হু, হুম। না সেটা তো বটেই। জি, না আপনি আসলে অনেক সুন্দর করেই বললেন যে, আপনার আ যেমন বিশ্বাসের ক্ষেত্রটা আর আপনি যেভাবে চেষ্টা করেন আরকি মানুষদেরকে আ ঠিক রাখার বা যে কথা দিয়ে কথা রাখার যে ক্ষেত্রটা বা প্রতিশ্রুতি রাখার। তো অনেকটা ভালো লাগলো আরকি। ধন্যবাদ আপনাকে অসংখ্য।
হুম।